অ্যা আসলে হ্যাঁ, ওরকমই আরকি। যে তখন আসলে ছিলাম। তখন এই যে গাছ থেকে যখন আমগুলো টুপটুপ করে পড়ছিল, দেখা যায় আমাদের একটা ডোবা ছিল। ডোবার মধ্যে মানে দেখলাম আরকি জানালা দিয়ে পড়ছে। তো লোভ সামলাতে পারিনি। তো, জি, সেই মুহূর্তে দেখা যায় আমি আর আমার কাজিনসরা মিলে যতই আসলে শিলাবৃষ্টি হোক না কেন, আমরা ঢু মেরে চলে গেলাম।
আচ্ছা। হুম। জী। হ্যাঁ, বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে। <laughs> আচ্ছা।
হ্যাঁ, ওটাই। গিয়ে আম কুড়িয়ে এনেছিলাম। এই, এটাই আসলে মনে পড়ে এখন।
হুম। হুম, তো এই যে এই জিনিসটা কি মানে সবসময় শুধু গ্রামের বাড়িতে যখন থাকতেন তখনই এরকম হতো, যে যখন আসলে কাজিনরা আশেপাশে ছিল, বা ছোট থাকতেই কি তখন আসলে বৃষ্টিতে বেশি আনন্দগুলি হতো নাকি?
হ্যাঁ। জি। উম আসলে ছোটবেলায় তো পাথা ধরার কেউ নিয়ম ছিল না, কোন কিছু ছিল না। দেখা যায় কেউ আসলে ওরকমভাবে রেস্ট্রিকশন দিত না যে তুমি এখানে যেতে পারবা না। তুমি ওখানে যেতে পারবা না। তো ঐজন্য আসলে বলা যায় মোটামুটি একটা আনন্দ বেশি উপভোগ করতাম। আর গ্রামে গেলে তো বুঝেনই। যেহেতু খোলা মাঠ, তারপরে দেখা যায় আমাদের সামনে একটা বিরাট বড় বাগান আছে। তো ওখানে আসলে আর আমাকে পায় কে? আমি ওখানে গেলেই তো দৌড়, ছোটাছুটি এই জিনিসগুলো হতো আরকি আমার সাথে। এজন্য বেশি ভালো।
হু। রাইট। হ্যাঁ। হু, হু। <chuckles> হ্যাঁ। তো ওই যে, ছোটবেলার এই কথাগুলি এগুলি কি মানে আজও কিরকম মনে পড়ে যে এরকম, ঐযে অনেক সময় হয় না, আমরা কিন্তু ছোটবেলার এগুলি মানে মনে করে অনেকটা এরকম নস্টালজিক কিন্তু হয়ে যাই অনেকেই। হ্যাঁ? তো এই জিনিসগুলি কি আপনার কখনো হয় যে এরকম আগের স্মৃতিগুলো এরকম স্মৃতিচারণ করেন কিংবা মনে করেন নিজে, নিজে যে একটু মানে আনন্দ পাওয়া হাসি দেওয়া এগুলো কি হয়?
হু হু। হ্যাঁ। জি, জি, জি। হুম। এ হ্যাঁ, হয় হয় অনেক হয়। আমার ক্ষেত্রে আসলে যখন দেখি আহারে কেন এখন বড় হয়েছি। আগের মতো যদি ছোট থাকতাম তখন হয়তো দৌড়াদৌড়ি করতে পারতাম। দৌড়ঝাঁপ কর
হুম। <chuckles> এখন কি বাধাটা অনেক বেশি?